আসলে, আসলে। খুবই, খুবই আনন্দের একটা আ গল্প আপনি বলেছেন এবং আমি আসলে এটা আ ইমাজিন করেই খুব বেশি আনন্দ পেয়েছি এবং আ আমার জীবনে যদি আমি বলি যে হচ্ছে কোন আ পছন্দের শিক্ষক আছে কিনা? তাহলে অবশ্যই আমার এ আমার আমার বলতে হবে যে, আমার একজন শিক্ষক ছিলেন যিনি আসলে ছোটবেলা থেকেই আমাকে পড়িয়েছেন এবং তার সাথে যদি আমি আমার মেমোরিস শেয়ার করি আ তাহলে আসলে তার খুবই রাগ ছিল এবং আ আমরা যখন হচ্ছে তা ওনার কাছে পড়তে যেতাম আসলে আমি লিখা উনার কাছে শিখেছি কিভাবে বাংলা লিখতে হয়। সেটা আসলে তার কাছে শেখা আমার। তো উনি আমার যখন লেখাটা সুন্দর না হতো, তখন আসলে অনেক ইস আ মাইর দিত। তো আসলে ওনার, ওনার মাইর খাওয়ার জন্য আসলে আ আ আমরা অনেক আ মানে অনেক ভীত থাকতাম। আ তো একটা সময় হয়েছে কি উনি আ এক আমার একটা ঘটনা এখনো মনে আছে যে, উনি বাসায় এসেছেন পড়াতে এবং আমি পড়বো না। কারণ হচ্ছে আমি জানি আজকে আমি মাইর খাব এজন্য আসলে আমি ঘুমানোর একটা নাটক করছিলাম এবং উনি এসে আমাকে ডাকছেন এবং আমি উঠছি না। উনি যতই ডাকছেন, আমি উঠছি না কিন্তু আসলে উনি আমার ভাইকে ঠিকই পড়াচ্ছেন বাট আমি রেসপন্স করছি না উনার ডাকের। তখন উনি হচ্ছে আমি যেখানে শুয়ে আছি তার পাশে আসলে বেত দিয়ে উনি হচ্ছে আঘাত করছে, আমার গায়ে না কিন্তু বিছানায় বেত দিয়ে আঘাত করছে। যেটা হচ্ছে আমি আ ভয় পেয়ে উঠে যাই তবুও কিন্তু আমি উঠিনি সেদিন এবং উনিও কিন্তু ঠিকই বুঝতে পেরেছিলেন যে আমি আসলে আ একটা নাটক করছি ঘুমানোর এবং এত ডাকার পরেও আসলে আমি উঠছি না। আ আমি আমিও সেদিন আসলে সিদ্ধান্ত আচ্ছা, আচ্ছা, আচ্ছা আমি আসলে সেদিন সিদ্ধান্ত নিয়েছি যাই হোক আমি আজকে উঠবো না। তো আসলে এরকমটা হয়েছিল। জি, আপনার কাহিনীটা প্লিজ বলুন।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। <chuckles> হুম, হুম। <chuckles> <laughs> <laughs> <laughs> <laughs> <laughs> আমার কিন্তু এরকম একটা কাহিনী আছে। তো হুম, হুম। <chuckles> আমার এরকম একটা কাহিনী আছে কি? তো ছোটবেলায় আমাদেরকে বাসায় একটা হুজুর পড়াতে আসতো। তো হুজুর আসতো দুপুর বিকালের দিকে, দুপুরেই আসতো। তো ছোটবেলায় কিন্তু আমার ম্যান্ডেটরি ছিল যে দুপুরবেলা একটা ন্যাপ নিতে হবে বা ঘুমাতে হবে। নাইলে আব্বু আম্মু খুব বকতো। তো স প্রত্যেকদিন বাদরামি করতাম। যেদিন ওই হুজুরটা আসতো ওইদিন আমি ঘুমের ভান ধরে থাকতাম। যে, না আমি আজকে পড়ব না, আমি আজকে ঘুম। তুমি বলছো ঘুমাইতে হবে। তো হুজুরটা তখন কখনো বকতো, কখনো ফাইজলাম উম আদর করতো। তো আমার মনে আছে উনি করতো কি যখনই পড়াতে আসছে আবার আমার বাসায় যে ছোটবেলায় স্যার পড়াতো উনি এই কাজ করতো। অনেক চকোলেট, চিপস, আইসক্রিম নিয়ে এসে, আমি তো ঘুমাচ্ছি উনি আমার পাশে বসে প্যাকেট খুলতো, খাইত
জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা, আচ্ছা। ওকে। আচ্ছা, আচ্ছা। জি, জি। আচ্ছা, আচ্ছা।
ও না, দেখা যেত যে একটা পর আমি একটু ওর উকি দিয়ে দেখতেছি, আচ্ছা সব শেষ করে ফেলল তো। পরে উঠে পড়তাম। যে
আচ্ছা, আচ্ছা। ওকে, ওকে। তো আজকে আজকে আসলে আপনার সাথে কথা বলে অনেক আনন্দ পেয়েছি এবং আপনার যে সু আপনার ছোটবেলার স্মৃতিগুলো শুনে অনেক ভালো লেগেছে।
হুম, জি ভাইয়া। আপনার সাথে আপনার সাথে গল্প করে মজা লাগলো আপনার অভিজ্ঞতাগুলো শুনে। আশা করি ভালো থাকবেন। আবার কথা হবে।
জি, জি। অবশ্যই, অবশ্যই। জি, ভালো থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন। জি, অবশ্যই ইনশাআল্লাহ। নিজের যত্ন নিবেন। আল্লাহ হাফেজ।